একটা বিষয় নিয়ে বেশ কিছুদিন থেকেই উম বেশ চিন্তিত আমি। আসলে এটা হ্যাঁ, কিভাবে বলবো, আমার মানে পারিবারিক একটা বিষয়। আ বলতে গেলে পরিবারে আমার যে সদস্যরা আছেন তাদের সাথে এক ধরনের মনোমালিন্যই বলতে পারেন। এবং একটা পর্যায়ে কিন্তু মাঝে, মাঝে দেখা যাচ্ছে এটা আম ঝগড়া হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়। এটা নিয়ে আমি বেশ আ দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছি। আর আমি বুঝতে পারছি না যে আসলে কি করা উচিত বা এটার স আসলে সমাধানটাই বা কোথায় পাবো? একটু যদি বলতেন যে আমি কি করব এখন?
আচ্ছা। হু, হু। হু, হু। আচ্ছা, আপনার কথা শুনে কিন্তু বোঝা যাচ্ছে আপনি বেশ উদ্বিগ্নের মধ্যে আছেন এবং বেশ চিন্তার মধ্য দিয়ে কিন্তু আপনি আপনার সময়গুলো কাটাচ্ছেন। তো যদি একটু খুলে বলতেন যে আসলে মূলত আপনি কেন এত বেশি উদ্বিগ্ন, বা এত চিন্তিত কেন? মানে কোন বিষয়টা নিয়ে আসলে বাড়ির মানুষের সাথে আপনার এত উম মনোমালিন্য হচ্ছে?
দেখুন, আমার উম বাবা নেই। বাবা গত হয়েছেন বেশ কিছুদিন হলো।
হু, হু।
তো আমার উম বাসায় আম্মু থাকেন আর আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা আছে। একটা মেয়ে আরকি ওর উম ১১ বছর বয়স। তো যেটা হইছে যে আ ৩ জনের সাথেই আমার একটা বিষয়ে কমন একটা প্রবলেম লেগেই আছে। সেটা হচ্ছে যে বাসায় এত, এত জিনিসপত্র, তারপরও মনে হয় প্রতিদিনই নতুন, নতুন করে একটা কিছু নিয়ে আসতে হ
আচ্ছা। উহু।
মানে আমি যদি ধরেন আমার মায়ের কথা বলি। মায়ের পছন্দ হচ্ছে পুরনো ফার্নিচার। সেই আমার দাদার আমলের যেপ ফার্নিচার গুলো আছে, উম তারপর আ মায়ের তা মানে আমার বাবা-মায়ের বিয়ের সময়ের যে ফার্নিচার গুলো তারা পেয়েছিল এটা ওয়ারড্রোব, আলমারি, তারপর ড্রেসিং টেবিল এটা পুরনো হয়ে গেছে এটা উনারা ফেলবেন না। দেখা গেছে ভেঙে গেছে, পায়া ভেঙে গেছে, তারপরে ড্রয়ার বন্ধ করা যাচ্ছে না। তারপরে পোকা ধরেছে। তারপরেও হয় কি, উনার কথা হচ্ছে, "এটা আমার মায়ার জিনিস, এটা আমার স্মৃতির জিনিস, এটা আমার বাবা দিছে। এটা আমি ফেলতে পারব না।" আবার দেখা যাচ্ছে যে, যে খাটে উনি ঘুমান সেই খাটটার অবস্থাও খুবই নরবরে। মানে ওখানে আসলে স্বাভাবিকভাবে থাকাটা বেশ কঠিন। তো এটা নিয়ে আমি যখন তাকে বলতে যাই দেখা যাচ্ছে যে উনি আমার উপর একটা উম মানে মন মনক্ষুণ হয় যে, "এ এটা আমি বারবার বলতেছি এটাতেই আমি থাকব, এও আমি নতুন কোন খাট নিব না।" তো ওইটা খাটটার সাইজটাও অনেক বড়। এখনকার বাসা তো জানেন যে জায়গা অত বেশি থাকে না।
আচ্ছা। উহু। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। হু। আচ্ছা, আচ্ছা। জি। উম
তোহ আমি বলতেছিলাম যে এত বড় খাটটা না রেখে খাটটাও পুরোনো হয়ে গেছে। এই খাটটা চেঞ্জ করে আমরা ছোট করে একটা তো আ আপনি একাই এক খাটে থাকেন। অসুবিধা নেই। একটু ছোট হইলে তো কোন সমস্যা নাই। কিন্তু উনি এই কথাটা শুনবেন না। তো মায়ের সাথে এই ধরনের একটা মানে মনোমালিন্য কিন্তু হয়ে থাকে। এটা খাট নিয়ে বলেন, তারপরে উনি যে ওয়ারড্রোব এর কথা বলতেছে এটা তো আছেই। এটা নিয়েও একটা বিশাল সমস্যা, ওইটা উনি ফেলবেন না। এটা এমন ভারী যে আমি বাসা চেঞ্জ করতে গেলে গতবার যখন বাসাটা চেঞ্জ করতে গেলাম, এই ওয়ারড্রোব উঠানো নামাতে গিয়ে মানে অনেক ধরনের একটা পরিশ্রম গেছে এবং আ মানে একটা অশান্তির মতোই বলতে পারেন।
আচ্ছা। হু, হু। বুঝতে পেরেছি। আসলে বেশ। মানে একটা কি বলে? মনক্ষুন্ন যেই পরিবেশের মধ্যে দিয়ে আপনারা আসলে যাচ্ছেন সেক্ষেত্রে আসলে আপনার মা ও আপনার উপর মনক্ষুন্ন হচ্ছে। আপনি আসলে যেভাবে বোঝাতে চাচ্ছেন হয়তো আসলে সে বুঝতে চাচ্ছে না বা বুঝতে পারছে না। তো সেই ক্ষেত্রে যদি একটু বলতেন যে এই যে অবস্থাটা আসলে কতদিন ধরে চলছে? মানে আপনি আসলে কখন বুঝতে পারলেন যে, না বাসার মধ্যে আসলে মানে জিনিসপত্রের সংখ্যাটা অনেক বেশি হয়ে গেছে এবং এগুলো আসলে চলাচলও অনেকটা বেশি আসলে অসুবিধা করছে?
হুম। হ্যাঁ, প্রায়ে বে ধরেন আমরা আগে যে বাসাটা ছিলাম, সে বাসাটা একটু পুরনো হলেও বেশ বড় একটা বাসা ছিল, হ্যাঁ?
হুম, হুম। আচ্ছা।
মানে প্রায় ম ১,১০০ স্কোয়ার ফুটের মতো একটা বাসা ছিল। তো বেশ জায়গা ছিল, বারান্দা ছিল, তারপর আ নিচে একটা ওই কি বলে? একটা পুরনো জিনিসপত্র রাখার মতো একটা জায়গা ছিল। তো ওখানে দেখা গেছে কি আমাদের তখনকার যে জিনিসপত্রগুলো ছিল আসবাবপত্র। বিশেষ করে এটার খুব সুন্দরভাবে আমরা রাখতে পারতাম। তো ওই বাসায় একটা সমস্যা হওয়ার কারণে বাসাটা আমরা উম মানে বদল করতে বাধ্য হই। তারপরে এখন যে খরচপাতি বেড়ে গেছে আমরা নতুন একটা বাসা নেই, দুইটা রোড পরেই দ একটা বাসা নেই। এ বাসাটা একটু ছোট। আগে যেমন ৩ টা রুম ছিল এ বাসাটা আবার ৩ টা রুম নাই ২ টা রুম। ২ টা রুমে আপনার ৩ টা রুমে এক জিনিসপত্র রাখতে গিয়ে এখন দেখা যাচ্ছে যে উম বড়, বড়, যে জিনিসপত্রগুলো আছে বিশেষ করে আসবাবপত্র। এটার কিন্তু আর জায়গা হচ্ছে না, হ্যাঁ? তো এখন তো মডার্ন অনেক আধুনিক আ আসবাবপত্র পাওয়া যায় যেটা হয়তোবা আ ছোট ঘরের জন্য মানানসই বা সেইভাবে পরিকল্পনা করে তৈরি করা। কিন্তু আ আমার মা আবার পুরনো দিনের আ জিনিসপত্র উনি কিছুতেই মানে ছাড়তে রাজি না। এটা গেল ১ দিক।
হুম, হুম। ওকে। হুম। হুম, হুম। আচ্ছা। হুম। আচ্ছা।
আবার দেখেন আমার মেয়ের কথা বলি ওর চেয়ে ছোট বয়সের যে খেলনাগুলো আছে। তো খেলনা জমতে, জমতে, জমতে, মানে পাহাড়ের মতো হয়ে গেছে। খেলনা থেকে শুরু করে তার আ রং পেন্সিল, তার জামা কাপড়, তার ২ বছর বয়সের জামা কাপড়ও সে এখন ফেলতে দিবে না। আমি বলি যে তোমার আ যে কাজিন যারা আছে তাদেরকে তুমি দিয়ে দাও, তারা খুশি হবে। তোমার জিনিসপত্র পরতে পারলে তো তারা খুশি হব বলে না। এটা আমার জিনিস আমি কাউকে দিব না, এটা আমি রেখে দিবো। তো তার এই জিনিসপত্রই কিন্তু দেখা যাচ্ছে যে, জমতে, জমতে, একবারে পাহাড়ের মতো হয়ে আছে। তো এখন বাসা হয়ে গেছে ছোট, এতগুলো জিনিসপত্র এখন আমি কোথায় রাখবো বলেন? এই যে একটা সমস্যা এ আমি, আমি, না পারতেছি তাদেরকে ঠিকমতো বুঝাইতে না পারতেছি কিছু একটা করতে। এখন দরকারি একটা জিনিস যে বাসার মধ্যে রাখবো সেটাও কিন্তু আমার ঠিকঠাক মতো হয়ে উঠতেছে না।
হুম, হুম। আচ্ছা। আচ্ছা। হুম, হুম। বুঝতে পেরেছি। আসলে বেশ ভারী একটা সমস্যা এটা কিন্তু। বর্তমান সময়ে দেখা যায় যে বাসার যেই অবস্থা বা হচ্ছে হলো গিয়ে আকার, দিন, দিন আসলে বেশ ছোটোই হয়ে যাচ্ছে এবং ফার্নিচারও দেখা যায় যে খুব বুঝে শুনে রাখা লাগে অথবা এই যে কাপড়-চোপড় যে বিষয়গুলো, সেগুলো দেখা যায় যে একদম ফার্নিচার বুঝেই কিন্তু জিনিসপত্র রাখার যে ব্যবস্থাটা সেটা কিন্তু করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু এই যে বাস্তব যে অভিজ্ঞতাগুলো বা বাস্তব যেই পরিস্থিতি সেটা কিন্তু আপনার মাকে বা হচ্ছে হলো গিয়ে আপনার আ সন্তানকে অথবা আপনার স্ত্রীকে কিন্তু বোঝাতে <swallows> হবে এবং তাদের আসলে বুঝতে হবে বিষয়গুলো। যে আসলে চাইলেই কিন্তু অনেক কিছু করা যায় না। আর আপনার মা বললেন যেহেতু আসলে বেশ পুরনো আমলের যে ফার্নিচার গুলো আছে সেগুলো আসলে সে একদমই ফেলতে চাচ্ছে না। তো সেই ক্ষেত্রে হয় কি মানে যেহেতু অনেক বছরের একটা স্মৃতি এবং সেই জায়গায় দেখা যায় কি, কি একটু আবেগ কাজ করে। তো আবেগের জায়গাটা আসলে দেখা যায় কখনো কিন্তু মুছে ফেলা যায় না। হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আসলে সে যদি একদমই বুঝতে না চায় বা বুঝার চেষ্টা যদি সে না করে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখন অনেক ধরনের আসলে ফার্নিচার renovate করা যায় বা ফার্নিশিং এর মাধ্যমে কিন্তু অনেক সুন্দরভাবে আসলে বিষয়টাকে উপস্থাপন করা যায়। যেমন ধরেন, যে যে আপনি যেটা বললেন যে খাটটা ভেঙে যাচ্ছে বা হচ্ছিলো গিয়ে আপনার আম ড্রয়ার গুলো লাগছে না, হুম? তো সেই ক্ষেত্রে যদি আপনি আ ফার্নিচার যারা ঠিক করেন তাদের সাথে যদি একটু যোগাযোগ করেন, তারা কিন্তু দেখবেন যে অনেক সুন্দরভাবে এটাকে রেনোভেট করে দিতে পারে। হ্যাঁ, সুন্দরভাবে একদম
হ্যা। হ্যাঁ, হ্যাঁ। জি। অনেক পুরনো। আচ্ছা। হুম, হুম। ও আচ্ছা, আচ্ছা। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। ওকে।
আগের থেকেও কিন্তু একদম চকচকে, ঝকঝকে করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি আপনি পুরনোটাই কিন্তু আপনি ব্যবহার করতে পারছেন। যেখানে সমস্যা সেটাও কিন্তু তারা খুব সুন্দরভাবে ঠিক করে দিতে পারবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার অত বেশি সমস্যা হবে না। তবে হ্যাঁ, উম জায়গার বিষয়টাতে দেখা যেতে পারে যে কিছু, কিছু জিনিস আসলে একদম কমিয়ে ফেলতে হবে। ধরেন যে ড্রয়ারের আকার যদি একটু বড় থাকে, সেক্ষেত্রে আপনি ফার্নিচার ওয়ালাকে যু যদি বলেন যে ছোট করে দিতে। মানে ফার্নিচার সেইমই থাকবে বাট একটুখানি ছোট করে দিতে। সেটাও কিন্তু তারা খুব সুন্দরভাবে করে দিতে পারে। আর আপনার বাচ্চাকে বোঝাতে পারেন যে আসলে আম যে খেলনাগুলো আছে সেগুলো যদি দেখা যায় যে ম থাকে না যে আ বিভিন্ন শো-পিসের মাধ্যমে যদি মানে রাখা হয়। হ্যাঁ? যেমন ধরেন যে ঐটা দিয়েই যদি renovate করে কিছু বানানো যায় নতুনভাবে। তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। মানে নতুন কোন খেলনা এড না করে সেটা দিয়ে যদি নতুন কিছু বানানো যায়, সেটা দেখা যায় যে তার অনেকটা কাজে লাগতে পারছে। বা প্রতিদিন ব্যবহার করতে পারছে। অথবা হচ্ছে হলো গিয়া যদি আপনাদের বাসায় কোনো মানে ব্যবস্থা থাকে যে না, অন্যত্র আসলে আপনাদের ধরেন যে গ্রামের বাড়িতে থাকলে, গ্রামের বাড়িতে শিফট করার বিষয় যদি থাকে সেখানেও কিন্তু শিফট করতে পারেন। যেহেতু আসলে তার খুব ছোটবেলার জিনিস রাখার বেশ ইচ্ছা তো এটা আসলে বেশ আবেগের একটা জায়গা থেকেই কিন্তু এরকম হচ্ছে। তো এটাকে কিন্তু আপনি আসলে আঘাত করতে পারেন না। হ্যাঁ? তো সেক্ষেত্রে কিছুটা সেনসিটিভ বিষয়। তো আপনি কিন্তু এই ব্যবস্থাও নিতে পারেন। কখনো কি এভাবে আসলে ভেবে দেখেছেন বা এটা করলে আপনার জন্য আসলে কতটা কার্যকর হবে?
আচ্ছা, আচ্ছা। ওকে। অ্যা হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। বাহ! আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, জি। বাহ! না। আমি আসলে এভাবে তো ভেবে দেখিনি। আমি আসলে ওই তাদের সাথে যে মনোমালিন্য হচ্ছে নিজের মনের মধ্যেই না একটা ক্ষোভের মতো তৈরি হচ্ছিল। বা একটা উম দুশ্চিন্তার মতো আ তৈরি হচ্ছিল। এ যে আসলে আ তাদেরকে বোঝাতেও পারছি না। আমি আসলে মনে হয় ঠিক এপ্রোচ এ আমি তাদেরকে বোঝাইতে পারি নাই। এখন আপনার যে পরামর্শটা দিলেন তাতে আমার কাছে মনে হচ্ছে যে একটা উপায় হয়তো বা এখন আমি পেয়ে গেলাম। আচ্ছা আরেকটা ছোট করে পরামর্শ চাচ্ছিলাম আপনার কাছে যে, এই যে রিনোভেশন এর কথা বললেন, এখানে কি মানে গানে খুব বেশি খরচ হয়ে যেতে পারে?
হু, হু। আচ্ছা। জ্বি, জ্বি। না। আপনি কিন্তু আপনার সাধ্যের মধ্যেই কিন্তু যেকোন বিষয় করতে পারেন। ধরেন যদি আপনি ২ ৩ টা দোকান আ যদি ঘুরে দেখেন এবং তারা কিভাবে দাম চাচ্ছে সেটার উপর কিন্তু আপনার একটা আইডিয়া হয়ে যেতে পারে। হ্যাঁ? তো সেক্ষেত্রে কিন্তু আপনি আ অ্যা দেখা যায় যে ২ ৩ টা দোকান ঘুরলে। বা তাদের আসলে দামাদামি শুনলেই কিন্তু আপনি বুঝে যাবেন যে, আসলে কোনটা আপনার জন্য পারফেক্ট একটা অ্যামাউন্ট হবে। হ্যাঁ? দেখা যায় যে তারা যদি ১০,০০০ চায়, আপনি আরেক দোকানে দেখলেন যে তারা আসলে কত চাচ্ছে। তো এভাবে করলে ২-৩ টা দোকান ঘুরলে দেখবেন যে ৳১,০০০-২,০০০ টাকা বা ৳৩,০০০ টাকাও কিন্তু অনেক সময় কম নেয়। তো আপনার আসলে যেটা সুবিধা হবে, যেভাবে <snorts> দামাদামি করলে ভালো হবে আপনি কিন্তু সেভাবেই বিষয়টাকে মানে ব্যবস্থা নিতে পারেন।
আ ছা ছা ওকে। হুম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। অনেক, অনেক ধন্যবাদ আপনাকে যে অ্যা আসলে এই সুন্দর পরামর্শটাই আমি আসলে কারো কাছেই না পাচ্ছিলাম না। আমি নিজের মনের মধ্যেই অ্যা খুঁজতেছিলাম যে কি করা যেতে পারে। যে রিনোভেশন এর আইডিয়াটা এত চমৎকার। আমার মনে হয় আমার মাও এতে রান মানা করবে না। কারণ তার স্মৃতিটাও থাকলো আবার বাসাটাও একটু অর্গানাইজ হলো। আর মেয়ের যে পরামর্শ দিলেন এটাও খুবই চমৎকার। আমার ধারণা সে বড় হচ্ছে। সে innovative কিছু করতে পারলে নিজেই আরো খুশি হবে এখানে। আর যদি একটু অর্গানাইজ করে রাখা যায়, আমার মনে হয় যে স্পেস এর যে সমস্যাটা ছিল। তো বাড়িটা আর এত এলোমেলো লাগবে না এবং প্রয়োজনীয় জিনিসপত্র আমি খুব সুন্দর করে রাখতে পারবো। তো আপনার এই সুন্দর এবং চমৎকার পরামর্শের জন্য আপনাকে অনেক, অনেক ধন্যবাদ।
আচ্ছা। উন জ্বী। হু, হু। জ্বী। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক, অনেক শুভেচ্ছা রইল। ভালো থাকবেন আপনি।